হুম। আমি না আসলে বুঝতে পেরেছি যে মে আপনার একটা খারাপ লাগার জায়গা তো হয়তোবা তৈরি হয়েছে। যার জন্য আসলে মানসিকভাবে হয়তোবা কিছুটা ভেঙে পড়েছেন। তো আসলে বলবেন কি কি হয়েছে? যে কিসের জন্যই বা আপনি একটু মানসিকভাবে খারাপ লাগা অনুভূত করছেন? সেটা বললে তো বুঝতে পারতাম আরকি ব্যাপার।
হ্যাঁ, অবশ্যই। কেন বলবো না দেখুন যে ব্যাপারটা হচ্ছে কি? যে আমি না আমার যে আবেগটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছি না এবং এই আবেগটা নিয়ন্ত্রণ না করতে পারার ফলে দেখা যাচ্ছে আমার জন্য আসলে দিন, দিন কিছু, কিছু situation রয়েছে যেগুলো মোকাবেলা করা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে এবং যত দিন যাচ্ছে এই situation গুলি আমার জন্য তত বেশি কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
হু, হুম।
আমি যদি আসলে আ খুব recent একটা ঘটনাই বলি।